আচ্ছা আসলে ভ্রমণের জন্য অ্যা দেখা যায় রোজকার ইনকামের কিছুটা আমি আলাদা করেই রাখি যাতে ওই তাৎক্ষণিক টাকা জমানোর জন্য আসলে একটা আলাদা প্রেশার বা চাপ না পড়ে। আর আপনি যে হোটেল বুকিং বা এই বিষয়গুলো যে বললেন, খাওয়া দাওয়া বিষয় বা সবকিছু আসলে ভ্রমণে যাওয়ার আগে আমরা যখন সিদ্ধান্ত নেই, যে আমরা কোন জায়গাটাতে যাবো। তখনই কিন্তু সবকিছু আগে থেকেই ঠিক করিনি। কারণ এরকমও হত। আগে যখন আমরা যেতাম মানে, বাজেটটা নিয়ে না কোন একটা ই ছিল না। মানে ধরেন যখন যেখানে সুযোগ হয় সেখানে থাকবো, ঐখানে খাবো। এরকম একটা পরিকল্পনা। তো পরে আসলে আমরা একটু যাচাই বাচাই করে দেখলাম যে এতে করে না আমাদের খুব মানে, অর্থ অপচয় হয়। ঠিক আছে? তো তখন দেখলাম যে না আসলে একটু বাজেট করে গেলে মানে, আমাদের একটা আইডিয়াও থাকবে কত টাকা খরচ হচ্ছে বা একটু কম বেশি করে আসলে ভ্রমণটা আরও বেশি উপভোগ্য করা যায়। তো এজন্য আগে থেকে আসলে বাজেটটা করি। হুম।
বাহ! চমৎকার। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হু, হু। ওকে। উ হু। আচ্ছা। আচ্ছা। উহুম। হু, হু। ভাই বাজেটের কথা যেহেতু হচ্ছেই, এই কারনে আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে, আমি যদি জিজ্ঞাসা করতে চাই আপনাকে সেটা বিলাসিতা নাকি অভিজ্ঞতা কোনটাকে আসলে বেশি গুরুত্ব দেন আপনারা ভ্রমণের সময়?
জি। আসলে অ্যা বিলাসিতাও হয় আবার মানে দেখা যায় যখন একটু পরিবারকে নিয়ে যাই, তখন দেখা যায় মানে পরিবারের সবাই যাতে আসলে একটু রিল্যাক্সে ভ্রমণটা হ্যাঁ একদম মানে না করলেই না।
হু, হু। কিছু না কিছু খরচ আসলে থাকে যেগুলো করতেই হয়। মানে পরিবারকে তো আসলে সব জায়গাতে রাখা যায় না। হ্যাঁ, হ্যাঁ। ওকে।
জি। আর বন্ধুদের সাথে যখন যাই, তখন অ্যা বিলাসিতাও বলা যায় না। একেবারে লো বাজেট ও বলা যায় না। মূলত আমরা যেহেতু বন্ধুরা সবাই আসলে কর্মব্যস্ত জীবনে আছি। তো ভ্রমণের সময় আগে থেকেই একটু ঠিক করি যাতে আমরা একটু ভালোভাবে থাকতে পারি, খাইতে পারি। মানে এত এতে জানি সমস্যা না হয়। তবে হ্যাঁ আমরা মাঝে, মাঝে বন্ধুদের সাথে হুম
হুম। হুম। আচ্ছা। আচ্ছা। মানে

মানে ভ্রমণে গেলে যদি ultimately ওই বিষয়টা অভিজ্ঞতা অর্জন বা বিলাসিতা যেটাই বলুন না কেন, মানে আমরা যে, যে জায়গাটা দেখতে যাচ্ছি বা যে experience টা নিতে যাচ্ছি সেটাই যদি আসলে না হয়, তাহলে তো আসলে বিষয়টা আর হলো না। তো এই ক্ষেত্রে হয়তোবা এক ধরনের মিক্সড অবস্থা। বিলাসিতাও না, অভিজ্ঞতাও, অভিজ্ঞতা তো কেউ priority দিয়ে হয়তোবা একটা mixed অ্যা formula তে চলার চেষ্টা করেন আরকি। তো সেক্ষেত্রে এখন যদি আপনাকে আমি একটু ওইযে আপনার গন্তব্য নির্বাচনের অ্যা কিছু জিনিসপত্র একটু জানতে চাই যে আসলে আপনার কোন ধরনের জায়গায় ভ্রমণের জন্য বেশি পছন্দ করেন? সমুদ্র, পাহাড়, শহর নাকি এই যে বিভিন্ন ধরণের যে ঐতিহাসিক স্থানগুলো আছে সেগুলো?
জি। হ্যাঁ। উম জি। হ্যাঁ। আচ্ছা। তো আ বর্তমান সময়ে মানে বর্তমানের যে আগ্রহ বর্তমান সময়ে আমার আগ্রহ হচ্ছে আপনার পাহাড়ের দিকেই বেশি। কারণ একটা সময় দেখা যেত যে খুব সমুদ্র বা আপনার হচ্ছে বিভিন্ন যে মানে আপনার আ ঐতিহাসিক যে স্থানগুলো রয়েছে ওগুলাতে যেতাম। কিন্তু পাহাড়ে যখন যাওয়া শুরু করি তখন কিন্তু ভ্রমণের অভিজ্ঞতাটা পুরা পাল্টে গেল আমার। আর ওই যে আপনি বললেন আসলে বিলাসিতার যে বিষয়টা, আসলে পাহাড়ে গেলে কিন্তু মানে যত টাকা নিয়ে যান না কেন বিলাসিতা কিন্তু আসলে সম্ভব হয় না। যদি সেটা একটু ট্র্যাকিং অ্যাডভেঞ্চার করতে চান। হ্যাঁ, কারণ ঐখানে তো আসলে চাইলে আপনি গাড়ি দিয়ে যেতে পারবেন না, আপনাকে ট্র্যাকিং করেই যেতে হবে। হ্যাঁ, তো বিলাসিতা বলতে যদি ভাবেন যে হ্যাঁ, আপনি একটু ভালো, ভালো খাবার নিয়ে যাবেন সেটাও কিন্তু ক্ষতি কারণ আপনার ব্যাগটা যত ভারী হবে ট্র্যাকিং এর পথটা তত জটিল হবে, তত কষ্টদায়ক হবে। তো সেক্ষেত্রে হুম।
আচ্ছা। হুম, হুম। জি। উহু। আচ্ছা। উহু। ওইভাবে করার স্তোপ ওপ থাকে না, হ্যাঁ। আচ্ছা। হুম, হুম। আচ্ছা বাহ চমৎকার বল একদমই তাই। তো সেক্ষেত্রে কি আপনি কি ওই যে স্থানীয় আ দে মানে দেশের ভিতরেই ঘুরতে পছন্দ করেন নাকি আন্তর্জাতিক ভ্রমণও কোর করেন?

আচ্ছা আসলে অ্যা অ বর্তমান পরিস্থিতির কথা যদি বলি এখন আ বর্তমানে আমরা আসলে বান্ধরবনের সাইডটাতেই ঘুরাফেরা করছি। তো ঐখানে না আসলে বিলাসিতা বলতে কিছু নেই। মানে সত্যি কথা বলতে। মানে ঐখানে ঘুরে ফিরে সবই এক। ঠিক আছে? মানে ঐখানে নাই আসলে আধুনিক বিশ্বের ছোঁয়া। মানে আধুনিক বিশ্ব বলতে আসলে আপনার কাছে মোবাইল ইন্টারনেট যাই থাকুক আপনি ওইখানে ব্যবহার করতে পারবেন না। হয়তোবা ২ থেকে ১ মিনিট একটু সিগন্যাল পেলেও পেতে পারে। মোবাইল নেটওয়ার্ক ও তেমন নাই। ঠিক আছে? মানে পুরো আসলে দুনিয়া থেকে বিচ্ছিন্ন বলতে পারেন আসলে। তো
হুম, হুম, আচ্ছা। হুম। ওকে। হুম, হুম। হুম, হুম। না ওটা তো আপনি বলছিলেনই যে "পাহাড় আসলে এই মুহূর্তে আপনার পছন্দের লিস্টে সবার আগে আছে" সো পাহাড়ি অঞ্চল সো ঐসব জায়গাতে তো আসলে ওইভাবে কানেক্টিভিটি থাকেও না অনেক সময় যেটা দেখা যায়। তো আরেকটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই যে, ধরুন এই যে এখন তো আজকাল দেখা যায় যেটা যে অনলাইন রিভিউ বা ট্রাভেল ওয়েবসাইট ব্যবহার করে অনেকে একটু বিষয়গুলো সম্বন্ধে আগের থেকে জেনে যাওয়ার চেষ্টা করেন। বা আগে যারা ওই যে ভিডিও আন এখন অনেকে ভিডিও ব্লগ বানান যে বিভিন্ন জায়গা তারা ঘুরে আসার পরে। তো আপনি কি আসলে যেকুন যেকোনো জায়গাতে যাওয়ার আগে ওই বিষয়টাও আগে একটু দেখে নেন? নাকি আসলে এই যে আপনি একদম কমপ্লিটলি পুরোপুরি নিজে গিয়ে এক্সপ্লোর করবেন এই টাইপের একটা এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে যেতে চান?
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। আচ্ছা। এখানে বিষয়টা হয়েছে কি যে, হ্যাঁ রিভিউ তো অবশ্যই দেখতে হয়। তবে আমি কিন্তু রিভিউ এর প্রতি পুরোপুরিভাবে নির্ভরশীল হই না। কারণ একবার অ্যা রিভিউ দেখে আসলে গিয়ে আমি আমরা একবার হতাশার শিকার হয়েছিলাম। সেটা ছিল আপনার কক্সেসবাজারে। তো আমরা আসলে হোটেল খুঁজে পাচ্ছিলাম না। মানে আপনাকে তো বলেইছিলাম আসলে আমরা চাই একটু ভালোভাবে থাকতে। মানে খুব বিলাসিতাও না বা খুব নিম্ন পর্যায়েও না। মানে যাতে আসলে কোন সমস্যা না হয়। তো এমন ১ টা হোটেল আমরা খুঁজতে, খুঁজতে, রিভিউ দেখে ভালোই রিভিউ দেখলাম অনেকজনের। তো ঐটা দেখে যাওয়ার পরে মানে আমরা রিভিউতে দেখছি একদম সবকিছু ঠিকঠাক। খাবারের আ মানসম্মত খাবার ঠিক আছে সবকিছু। এবং আ আ আপনার রুম খুব ক্লিন থাকে। তো আমরা যে রাতে দেখলাম যে, আপনার বিছানার মধ্যে ছাড়পোকা মানে দেখাই যাচ্ছে এরকম একটা বাজে অবস্থা। ঠিক আছে? তারপরে খাবার ক্ষেত্রে মানে আমরা ২ বন্ধু ঐ খাবারগুলো খেয়ে এবং সকালের নাস্তাটা যে করেছি। মানে কেন জানি মনে হয়েছে সবজিটা আগের দিনের। মানে খুবই তো এবং ২ জনের পেট খারাপ হয়, গ্যাস হয়েছে। মানে এই সমস্যায় পড়েছিলাম। এরপর থেকে আসলে আমরা রিভিউ দেখি এবং দেখা যায় যে উ, হুম।
উ, হু। হুম। আচ্ছা। উ, হু। ওকে। হুম, হুম। <laughs> আ হু, হুম। আচ্ছা। আচ্ছা। আচ্ছা তো এ এ বিষয়টা যেহেতু আপনি বললেন যে "বিভিন্ন ধরনের অসুস্থতার সম্মুখীনও আপনারা হয়েছেন" তো এই বিষয়টা নিয়ে যদি আপনাকে একটু জিজ্ঞাসা করতে চাই যে, যে, আপনারা যেকোনো ভ্রমণে যাওয়ার আগে কি বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত প্রস্তুতির যে একটা ব্যাপার থাকে সেটাও কি আপনারা নেন বা নিলেও কিভাবে নেন? মানে কিছু ওষুধ কি ক্যারি করেন প্রাথমিক চিকিৎসার জন্য? নাকি আশেপাশের hospital গুলো সেগুলোর আসলে ডিটেইলসটাও একটু জেনে যাওয়ার চেষ্টা করেন?
জি। হ্যাঁ। হুম। হ্যাঁ।